সম্প্রতি একটি ব্যাপার না আমার সাথে ভীষণ ভাবে হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। অ্যা দেখা যাচ্ছে যে আমি কখনো এই যে বা বিভিন্ন যে পারিপার্শ্বিক যে চিন্তাগুলো বা পরিবার মিলে সবাই মিলে একটা প পরিকল্পনা করছি, তখন দেখা যায় যে, সেই পরিকল্পনাটা বাস্তবায়নও হচ্ছে। কিন্তু বাস্তবায়নের পরেই না দেখা যাচ্ছে যে, সমস্যাটা বেশ বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমার ক্ষেত্রে, যে আমি এই ব্যাপারটা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি। যে এটা তো কখনো আমার এরকমভাবে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটা কখনো হয়ে ওঠে নাই। সবসময় আসলে চিন্তা করেছি যে, হয়তো এই সমস্যাটা হবে। কিন্তু বাস্তবিক পর্যায়ে গিয়ে দেখছি যে না সমস্যাটা বেশ তীব্র হচ্ছে এবং এ ধরনের সমস্যাগুলো হয়ে আমি অনেকভাবে চিন্তা করছি যে, না এই জায়গাতে আসলে আবারও যদি যাই তখনও কিন্তু সেম সমস্যাগুলোই হবে। আমি কিভাবে নিজেকে একটু সংযত রাখবো? এই ব্যাপারটা নিয়ে না বেশ দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আমাকে সম্প্রতি। কি যে করব আমি বুঝে উঠতে পারছি না? তাই ভাবলাম যে আপনার সাথেই ব্যাপারটা নিয়ে শেয়ার করব।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জী, অবশ্যই। আপনার কণ্ঠশুনে বোঝা যাচ্ছে যে, আপনি বেশ একটা চাপ নিয়ে আছেন। এবং আপনার কথায় একটা কেমন জানি ক্লান্তি অনুভূতি কাজ করছে। আপনি আসলেও আশাহত হবেন না। দেখুন সব সমস্যারই সমাধান আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো, কথা দিয়ে আজকে সমাধানটা বের করতে। তো আপনি যদি আমাকে একটু বিস্তারিত বলতেন যে, আসলেও কি আপনাকে এত ভাবিয়ে তুলছে বা কি কারণে আপনার সমস্যাটা আপনি অনুভব করছেন? আ তাহলে আমি আর কি জানলে, একটু আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে সব সোদ সহযোগিতা করতে পারতাম।
অবশ্যই, অবশ্যই। একদম। দেখুন আমি এই যে সময়টা আসলে আমরা সম্প্রতি, এর আগের বছরের কথা আসলে চিন্তা করছি। দেখা যাচ্ছে যে আমাদের অফিসের যে ছুটিটা, এটা কিন্তু ডিসেম্বরের মধ্যে বা ১৬ই ডিসেম্বরের পরপরই আসলে হয় সচরাচর। তো এই সময়টাতে আমরা অফিস থেকে আ প্রায় শ পরিবার-পরিজন সবাই মিলে না আমরা ভ্রমণে যায়। তো আ এর আগের বছরে আসলে আমি ভ্রমণে গিয়েছিলাম। তো পরিবার-পরিজন এবং আমাদের যারা আ কলিগ রয়েছে, তাদেরও আসলে ছিল। কিন্তু একটা ব্যাপার আমি নিজের মধ্যে পরিলক্ষিত করসি যে, দেখা যাচ্ছে যে এই যে ব একটানা যাচ্ছি বা বাসের মধ্যে ভ্রমণ করছি। দেখা যাচ্ছে যে, প্রায় ১২ ঘন্টা জার্নি করছি, ঘুম হচ্ছে না। এইগ এগুলোর কারণে না? দেখা যাচ্ছে যে, ভ্রমণে যখন আমি পৌঁছাচ্ছি, তারপরে ওই জায়গাতেই এতটা আসলে ক্লান্ত অনুভব হচ্ছে এবং এতটা বেশি মানসিক চাপ অনুভব করছি, যাতে করে ঐজে পারিপার্শ্বিক যে আশে-পাশে যে ঘুরতে যাবো বা একটু ঘোরা আ খোলামেলা ঘুরবো, এই ব্যাপারগুলো না? কোনভাবেই হয়ে উঠছিল না। তো এবারও আসলে যাবো ওইখানে। কিন্তু আমি এই ব্যাপারগুলো নিয়ে না? পূর্বের সেই চিন্তাগুলো নিয়ে বেশ আমি ভাবছি। এবং সত্যিই কালকে রাতে আমার এই ব্যাপারটা নিয়ে বেশ অনেকটা রাত জেগেই কিন্তু ভাবলাম। মানে কোন সমাধান আমি খুঁজে পারছি না। কি যে করব? আমি বুঝে উঠতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আসলে আপনি সমস্যাটা বুঝতে পেরেছি যে ভ্রমণে অনেকটা ক্লান্তি অনুভূতি নিয়ে আপনি আ গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং ওখানে যাওয়ার পর বেশ একটা ক্লান্তি অনুভূতির কারণে আপনি আসলে একটা মানসিক চাপে আছেন। কিন্তু আসলে বিষয়টা আপনার কাছে একটু জিজ্ঞেস করার ছিল যে, আসলে ভ্রমণটা কতক্ষণের হয়ে থাকে, এবং বা যে ভ্রমণটা হতে যাচ্ছে সেটা কতক্ষণের হবে? এবং আপনার ঘুম কতক্ষণ হচ্ছে আরকি এখন দৈনন্দিন দিনে?
একদম, একদম। হ্যাঁ, দেখুন আসলে আ ভ্রমণের যে ব্যাপারটা, আমরা সচরাচর সবচাইতে বেশি আসলে Cox's Bazar এ যাওয়া হয়। অনেক সময় কিন্তু বান্দরবন বা হচ্ছে সাজেক ভ্যালি, এগুলোতে কিন্তু সম্প্রতি সময়ে আমরা গিয়েছি। তো সেই সুবাদে আসলে ভ্রমণের যাত্রার যে সময়টা, সেটা কিন্তু বেশ লম্বা। দেখা যাচ্ছে যে একটানা ১২ ঘন্টা, ১৩ ঘন্টাও পর্যন্ত বা ১৭ ঘন্টা পর্যন্ত আমাদেরকে জার্নি করতে হয়েছিল। পূর্বে আরকি। তো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে, আমার যখন বাসে উঠি, বিশেষ করে তখন এক ধরনের আতঙ্ক কাজ করে। যে পারিপার্শ্বিক যে আ ব্যাপারগুলো যখন দেখি, যে ড্রাইভিং গুলো আ কিভাবে একটা বাস এ যাচ্ছে। এবং এই ব্যাপারগুলোর কারণে না, আমার ঘুমটা আসলে খুব একটা বেশি আমি আ পরিলক্ষিত করছি যে না, আমি যখনই এই ধরনের ভ্রমণে যাই, বিশেষ করে আমার ঘুমটা একটু এলোমেলো হয়ে যায়। যে পর্যাপ্ত ঘুমের যে বিষয়বস্তু, এগুলো আসলে হয়ে ওঠে না। তো এগুলো আসলে আমাকে আসলে বেশ চিন্তায় ফেলেছে সম্প্রতি সময়। এবং এখনো আসলে ভাবছি যে না, আমি আসলে এরকম যাব। কিন্তু এই যে মানসিক ক্লান্ত বা চাপ অনুভব করছি, এই ব্যাপারটা নিয়ে না বেশ দুশ্চিন্তায় পড়তে হচ্ছে এখনো। আমি কি যে করব, সত্যি বুঝে উঠতে পারছি না।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। না, না, অবশ্যই এ এ আপনার বিষয়টা যে, আপনি চিন্তা করছেন, এটা অতি স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে কি? যে, আপনি যদি পরিপূর্ণ ঘুমটা না অ্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্রমণের যে, অ্যা অনুভুতিটা, এটা কিন্তু পরিপূর্ণ পাবেন না। এবং এই ক্লান্তি শরীরে যখন ভ্রমণে আপনি গন্তব্যে পৌঁছাচ্ছেন, তখন কিন্তু এই ক্লান্তি অনুভূতিটা অনেকটাই আরকি আনন্দের ব্যাপারটা পিছিয়ে দেয়। তো আমি আপনাকে আসলে এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে আসলে এই যে, ক আপনি যে যেটা বলেছেন, যে একটা পারিপার্শ্বিক চাপ, এবং ইত্যাদি আপনাকে ঘুমাতে ব্যাঘাত ঘটাচ্ছে ভ্রমণের সময়ে। আসলে কোন চাপটা আসলে বেশি অনুভব করে থাকেন এই অংশে?
একদম, একদম। হ্যাঁ, দেখুন আমি বিশেষ করে, একটি ব্যাপার নিজের মধ্যে লক্ষ্য করেছি। সবচাইতে বেশি না, চাপটা আমি অনুভব করি, যখন আমি এই যে আ জার্নি করছি বিশেষ করে। এবং জার্নির পাশাপাশি খাওয়া-দাওয়াটাও হচ্ছে না। কেমন যেন একটা অদ্ভুত পরিস্থিতি। মানে একটানা আসলে বসে থাকতে হচ্ছে, বিশেষ করে। তখন না আসলে বা ঘুমটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না। তো এই জায়গাতে একটা ক্লান্তি কিন্তু আমার অনুভব হয়। এবং পাশাপাশি একটু মানসিক চাপও থাকে, যে পারিপার্শ্বিক দুর্ঘটনাও কিন্তু হয়। তো সবকিছু মিলিয়ে না, আমি এই যে অনুভবগুলো এটা আমাকে বেশ তীব্র করে দেয়। তো ভ্রমণের ক্ষেত্রে এই ধরনের যে একটা ক্লান্তি অনুভব, বা মানসিক যে চাপটা, এটা কিন্তু বলব যে প্রায়শ ভ্রমণে আমার বেশ বেড়ে যায়। আমি চাচ্ছি, যে না এই ব্যাপারটা নিজেকে একটু মানিয়ে নেব, বা একটু কম করব। নিজের মধ্যে এই অনুভবটা। কিন্তু কোনভাবেই না সত্যি কথা বলতে, আমি করে উঠতে পারছি না। তাই ভাবলাম, যে ব্যাপারটা আসলে আপনার সাথে শেয়ার করবো। এবং এর পাশাপাশি আচ্ছা, আপনি কি আমাকে এই ব্যাপারটা নিয়ে পরামর্শ দিতে পারেন? যে আমি, এই যে ভ্রমণটা কিভাবে আমার মানসিক চাপটা আ ঠিকঠাক রাখবো? বা এই ধরণের চাপটা যেন অনুভব না করি। এজন্য আসলে কি কার্যক্রম করা যায়? এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন, বেশ উপকৃত হতাম।
দুশ্চিন্তায় আছেন আরকি। জ্বি, জ্বি। জি, জি। অবশ্যই, অবশ্যই। বিশেষ করে দেখা যাচ্ছে, যখন আপনি ভ্রমণে আছেন, সেই সময় কিন্তু একটা ব্যায়াম করা যায়। যেটা হচ্ছে বসে, বসে সেটা হচ্ছে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম। এবং এই শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে হয় কি? যে আপনার শরীর থেকে যে, আপনি শ্বাস-প্রশ্বাসটা দীর্ঘ একটা সময়ের জন্য যদি করেন, হয় কি? মন-মানসিকতা, এবং মস্তিষ্কে একটা সিগনাল পোঁছায় যে, আপনার শরীর আপনের অ্যা মস্তিষ্কে একটা সিগনাল দেয়। কারণ হচ্ছে এই যে, শা ক শরীরের সাথে মস্তিষ্কের কিন্তু একটা সম্পর্ক আছে। হ্যাঁ? তো যখন আপনি শ্বাস-প্রশ্বাস করছেন, শরীর যখন একটা স্বস্তি বোধ করছে, সেই সময়েই কিন্তু মস্তিষ্কে একটা সিগনাল যায় যে, আপনি চিন্তিত না হয়ে একটু রিল্যাক্স থাকুন। এইটার দ্বারা কিন্তু অনেক আংশে চাপ কমে আসতে পারে। এবং পাশাপাশি আপনি যখন হচ্ছে, যে অ্যা ভ্রমণের জন্য বের হবেন, আপনি একটু দেখা যেতে পারে YouTube এ কিছু ভিডিও দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে, অনেকে ভ্রমণ করছে, এবং কি নিরাপত্তা অবলম্বন করছে, সবকিছু কিন্তু একটা ডিটেইলড আকারে তারা কিন্তু তুলে ধরে। তো আপনি যদি সেইগুলাও একটু দেখেন, পরিবারকে সাথে নিয়ে, তখন হয় কি? যে, আপনাদের যে অ্যা এ এই পারিপার্শ্বিক যে চাপটা, সেটা কিন্তু অনেকাংশে ওখানেই সমাধানটা দেখা যায়। তো এইভাবে কি চেষ্টা করে দেখার ইচ্ছা আছে কি? বা এভাবে কি করা যায় কি?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদম, একদম। এভাবে তো আসলে কখনো ভেবে দেখিনি। সবসময় সমস্যাগুলো নিয়ে ভেবেছি এবং সমাধানটা খোঁজার জন্য যে মানসিক যে পর্যায়টা, সেটা না কোনভাবে হয়ে উঠত না। সবসময় এই যে একটা চিন্তা অদ্ভুত যে না এটা আমার কেন হচ্ছে? বা এই যে ক্লান্তিটা কেন ব অনুভব করি এটাই কিন্তু মনের মধ্যে প্রশ্ন হতো। কিন্তু আপনার কথাগুলো শুনে, সত্যি তো YouTube এ বা এই ধরনের যে পারিপার্শ্বিক বিষয়বস্তু, সেগুলো যদি আগে থেকেই দেখি, তাহলে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ হবে। তো সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ কাজে দিতে পারে ভ্রমণের ক্ষেত্রে নিজেকে একটু সংযত রাখা বা এই ধরণের চাপ বা ক্লান্তি অনুভব থেকে কিছুটা হলেও কমবে। তো এর পাশাপাশি না সবচাইতে যেটা ক্লান্তি অনুভবটা আমার হয়, এটা না ভীষণভাবে আমাকে বলব মানসিক পীড়া দেয় যে, দেখা যাচ্ছে যে আমি যখন যাচ্ছি তখন আমার খাওয়া-দাওয়া হয় না। মাথাটা ঘুরপাক খায়। সবকিছু মিলে না ভ্রমণের এই পারিপার্শ্বিক দিকটা সবচাইতে বেশি আমাকে একটু ভাবিয়ে তুলে। তো এই ব্যাপারটা নিয়ে আসলে কি সমাধানটা করা যায়? যাতে করে এই যে, ঘটনাগুলো এটা যেন অনেক অংশে কমে যায়। এই ব্যাপারটা নিয়ে যদি কোন পরামর্শ দিতেন?
জি, জি। গেঁথে যেত, হ্যাঁ। একদম। জি, জি? জি। জি, জি, অবশ্যই। দেখুন, আপনি একটা কাজ করতে পারেন। দেখা যাচ্ছে কি, ভ্রমণটা তো অবশ্যই একটা তারিখ নির্ধারণ করা থাকে। যেমনটি বলছিলেন যে ডিসেম্বরের পর, পর যে সময়টুকু আপনি ছুটিটা পাচ্ছেন, সেই সময়টায় ভ্রমণটা বেশি করা হয়ে থাকে। তো আসলে ওই সময়টাতে যদি আপনি একটা রুটিন নির্ধারণ করতে পারেন, এটা এরকম হতে পারে যে, আ দেখা যাচ্ছে ভ্রমণ তো মূলত রাতের দিকে হয়ে থাকে। রাতের দিকে যাত্রাটা শুরু হয়ে থাকে। এমনকি সকাল দিকেও হয়ে থাকে। কিন্তু এই ভ্রমণটার আগ মুহূর্তে আপনি যদি একটু বিশ্রাম নিয়ে, মানে একটা ছোটখাটো একটা পাওয়ার ন্যাপ বা একটা ঘুম নিয়ে যদি আপনি ভ্রমণটা শুরু করেন, তখন দেখা যায় অনেকাংশেই আপনার যে ভিতরে একটা আত্মবিশ্বাস কিন্তু ভালো মতো কাজ করে। কারণ মস্তিষ্ক যদি আপনার পরিপূর্ণভাবে বিশ্রাম পায়, তখন কিন্তু আসলে ভ্রমণের সময় একটা সতেজ অনুভূতি আসে। এবং দেখা যাচ্ছে এই যে ভ্রমণটার সময়, দেখা যাচ্ছে অনেকেই গান শুনে থাকে, পরিবারের সাথে একটু গল্প করতে থাকে। এবং দেখা যাচ্ছে একত্রিত ভে ভাবে গেলে, আপনি যেইটা বলছিলেন যে অফিস থেকে দেখা যাচ্ছে এই সময়টাতে সবাইকে একসাথে নিয়ে যাওয়া হয়। তো একটা পরিকল্পনা করা, যেখানে দেখা যাচ্ছে বাসের সবাই একসঙ্গে গান গেলেন, একসাথে একটা মজার একটা মহল তৈরি করলেন। সেই মহলটা তৈরি করলেও কিন্তু দেখা যাচ্ছে যে, চাপটা আপনি অনুভবি অনুভুত করছেন, অনুভব করছেন, সেই চাপটা অনেকাংশে কমে আসে। এবং আরেকটা, তো মানে পদ্ধতিও কিন্তু আছে। আপনার যদি মানে স্বাচ্ছন্দ্যবোধ না হয় বাস দিয়ে ট্রাভেল করা, আপনি একটা বিকল্প রাস্তা তো মানে বেছে নিতে পারেন। প্লেন দিয়ে যেতে পারেন অথবা ব্যক্তিগত কিছু গাড়ি দিয়েও কিন্তু অনেক সময় এই বড়ো, বড়ো ভ্রমণে যাওয়া হয়। তো এটা আসলে পুরোটাই নির্ভর করছে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো এইভাবে চিন্তা করে দেখেছেন কি?
একদম, একদম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সত্যিই তো, আমি তো এভাবে কখনো চিন্তা করে দেখিনি। আপনার কথাগুলো শুনে না, সত্যিই চিন্তার পরিবর্তন ঘটলো। এবং মনে হচ্ছে যে, এই ব্যাপারগুলো যদি একটুখানি ভাবি, বা সেটাকে একটুখানি বাস্তবায়ন করি, যেমনটা বলছেন, যে আমি প আ ট্রেনে জার্নি করতে পারি, অথবা গাড়িতে, বা প্লেনে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে এই ব্যাপারগুলো কিন্তু আমার জন্য বেশ সহজ হয়ে যায়। এবং সত্যিই তো আমি যখন এই ব্যাপারগুলো করব, তখন কিন্তু এই যে মানসিক যে পীড়াটা, বা বাসের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, এটা কিন্তু সহজেই বেশ বদলে ফেলতে পারব। এবং আসলেই তো, এই যে ব্যাপারটা আমি, এই ব্যাপারটা এইভাবেও আসলে ভেবে দেখিনি। তবে আপনার কথা শুনে মনেই হচ্ছে, যে এটা আসলে আমি করব। তার পাশাপাশি এই যে ভ্রমণের যে প্রস্তুতিরগুলো বললেন, যে অনেকাংশে মানসিক যে ক্লান্তিটা সেটা কমাতে বেশ সাহায্য করে। এগুলো আমি বেশ চেষ্টা করে দেখব। এবং আমার কাছে মনেই হচ্ছে যে, এতক্ষণ যে একটা বা বলবো যে সংশয়ের মধ্যে ছিলাম। সেটা কিন্তু অনেকাংশে কমে গেল। আপনার পরামর্শগুলো শুনে এবং মনেই হচ্ছে যে আমি এটাকে বেশ বাস্তবায়ন করলে, একেবারে আমার এই যে মাথার মধ্যে যে সমস্যাগুলো, বা চিন্তাগুলো চলছে ভ্রমণকে কেন্দ্র করে। এটা কিন্তু অনেকংশে কমে যাবে। তো সত্যি আমার কাছে মনে হচ্ছে এটা বেশ কাজে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন।
ও! অবশ্যই। একদম। একদম তাই। অবশ্যই। জি, অবশ্যই। আপনার জন্যও শুভকামনা এবং আশা করছি আপনি যে চিন্তাটা দিয়ে যাচ্ছেন সেই চিন্তাটা খুব দ্রুত কেটে যাবে। এবং আমি আপনাকে এটা বলবো, যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনি চাইলে উপলব্ধি করে, অনেক মজা করে কাটিয়ে আসতে পারবেন। তো অবশ্যই আপনার জন্য অনেক শুভকামনা, আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।